এই ঘটনা তো আমি ভুলেও কাউকে বলিনি। কারণ এটা যদি বলতাম আমাকে তো কোনদিনও যাইতে দিত না। ঠিক আছে? আমি তো এটা আসলে খুবই খারাপ একটা কাজ করেছি না? কারণ এটা যদি বলতাম এবং আমার যে বন্ধুটা গিয়েছে ও তো আসলে একেবারে নতুন। আমি তো তাও আগে ২-১ বার ঘুরতে গিয়েছি। ওকে ১ম বারের মতো ছাড়ছে তাও আমাদের কাছে। তো এইটা হচ্ছে গিয়ে মানে <tsk> আমি অ্যা কাউকে বলি এবং ওরে অনেক বলছি যে, "তুই যদি বলস তোকে কিন্তু আর আসতে দিবে না।" মানে ওকে emotionally বুঝাইছি যে "ভুলও যদি বলে দেস তাইলে কিন্তু আর আসতে দিবে না।" তাইলে মজা করতে পারবি না এবং ও একবার রেগে গিয়ে বলছে "আমার এই মজার দরকার নেই। আমি সবাইকে গিয়া বইলা দিবো, উপরে গিয়ে মানে যাই।" আমি বলি, "তুই যা আগে চল পরে বলিস।" ঠিক আছে? তো তখন আসলে অনেক ইয়ে করছে ও আসলে কাউকে বলে না। আমার কেন জানি মনে হয়, আমার একটা বন্ধুকে ও মানে বলে দিছে কারণ সে বারবার না আমাকে খোঁচায়, যে "ছবি তোলার কথা বলে কই গেছিলি, কই গেছিলি।" ঠিক আছে? এরকম বারবার জিজ্ঞেস করে। কিন্তু এটা কিন্তু হ্যাঁ, ঐ সময় কিন্তু জিজ্ঞেস করে না। আমাদের বলছে, আমরা বলছি, এই "সামনেই বসে, বসে এক জায়গায় বসে আড্ডা চায়ের দোকানে আড্ডা দিছি।" তখন একটু ধরা খাইছি কারণ ঐখানে ওরকম চায়ের দোকান ছিল না। আমি বললাম, "ওই যে আপনার ওই অ্যা একজনের সাথে দেখা হইছে, উনার সাথে বসে, বসে কথা বলছি।" মানে টঙের মতো মনে হইছে এর জন্য চায়ের দোকান বলছি। অ্যা তো যাই হোক, তখন এড়িয়ে গেছে। কিন্তু এর পরে কিন্তু এরকম বলে, "কই গেছিলি? কই গেছিলি?" ঠিক আছে? আমার কেন জানি মনে হয় দুষ্টটা হ্যাঁ, দুষ্টটা মনে হয় বলছে। কিন্তু বন্ধুদের বললে তো সমস্যা নাই। কিন্তু এগুলো যদি বাসায় জানাজানি হয়, তাইলে তো সমস্যা আসবে।
কেন? <laughs> ও! আচ্ছা, আচ্ছা। অতুন নতুন। <laughs> আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। উম উহু। বুঝতে পেরেছি। চায়ের দোকানই ছিল না আরকি। মানে বলে দিতো হয়তোবা। <chuckles> আর আসতে দেবে না। বেশ চমৎকারভাবে আসলে হারিয়ে যাওয়ার একটা গল্প বললেন। যেই গল্পের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ছোট্ট ভিডিওর উপর ডিপেন্ড করে। আর ওই টাইপের ভিডিও না দেখাই উচিত। যে টাইপের আসলে ব্লগার বা এই যে কনটেন্ট ক্রিয়েট করতেছে প্রপারলি একটা মানে গাইডলাইন দিচ্ছে না। বলতেছে আপনারা বের করে নেন। এটা কেমন হতে পারে। একটা মানুষ যখন ঘুরতে যাবে অবশ্যই প্রপারলি সেই guideline টা দেওয়া উচিত। এটা আসলে যে কোন কনটেন্ট ক্রিয়েটরই উচিত যে এটা আসলে সঠিক নি দিক নির্দেশনা দেওয়া। কারণ এইযে আপনি তার ভিডিও দেখে আসলে যদি একটা বিপদে পড়ে যেতেন, আ এটা কিন্তু দায়বদ্ধতা অবশ্যই তারই কাছে যে মানে তুম আপনি হয়তোবা তাকে ধরতে পারতেন না। কিন্তু দায়বদ্ধ তারই কিন্তু দায়বদ্ধতা তারের মধ্যে পড়তো। তো ভালো লাগলো আপনার এই অ অভিজ্ঞতাটা হয়তোবা নেক্সট টাইম আর ভুলগুলা কখনো কর
ঠিক বলেছেন।
না তো বেশ চমৎকার লাগলো! ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
জি, অবশ্যই। আসলে আপনার সাথে কথা বলেও ভালো লেগেছে।